সম্প্রতি আসলে আমি আ বেশ কিছু বিষয় নিয়ে বেশ অ উদ্বেগ বলি বা আ চিন্তা যেটাই বলি না কেন, এগুলোর ভিতর দিয়েই আসলে আমার আ দিনটা পার হচ্ছে। কি করবো, কি করবো না, আ এগুলো নিয়ে আমি আসলে সত্যি খুবই হতাশার ভিতরে আছি। বিশেষ করে আমার আ জীবন নিয়েই আমি একটু বেশি হতাশার ভিতরে আছি। এর জন্য মানে কোন কিছুই কেন জানি না ভালো লাগছে না আমার।
আচ্ছা। আচ্ছা। জি, বুঝতে পারছি। আসলে আপনার কণ্ঠ শুনেই মনে হচ্ছে যে আপনি মানসিক সমস্যার মধ্যেও আছেন। অ্যা প্লাস হলো একটা চিন্তা চিন্তার মধ্যে ঢুকে গেছেন। তো আসলে ব্যাপার না। আপনি যখন অতিরিক্ত চিন্তা করবেন, তখন কিন্তু আসলে বেশি একটা সুফল কিন্তু পাওয়া যায় না। তো আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি। আসলে কি কারণে আপনার এরকম বারবার মনে হচ্ছে যে মন খারাপ হয়ে যাচ্ছে, বিষন্ন হয়ে যাচ্ছেন দিনে বারবার? যদি একটু খুললে বলতেন?
হু, হু। একদম, একদম। হুম, হুম। হু। আ আসলে আমি আমার আ অনার্স টা কমপ্লিট এর পরেই আ আ জবে ঢুকেছি। এ এই তো রিসেন্ট কয়েক মাস হলো আমি অ্যা জবে ঢুকেছি। কিন্তু আ আমি এ রেগুলার অফিসে যাওয়া আসা করছি, সবকিছুই নরমাল। কিন্তু তারপরেও কেন জানিনা আমার মনে হচ্ছে যে আ আমার এই জীবনটা অর্থহীন। এর কারণ হচ্ছে আমি আ অফিসে যাওয়া আসা করছি। অ্যা সেলারি যে মানে খুব একটা যে আম আমি যেটা চাই আমার আ মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট বা আমার হচ্ছে অ্যা মানে সার্টিফিকেট অনুযায়ী আমার যেটা আসলে উম মানে স্যালারিটা হবে, আমি কেন জানিনা সেরকম স্যালারি পাচ্ছি না। এবং আ সেই সাথে আরও কিছু বিষয় নিয়ে আমি একটু অ উদ্বেগের ভিতরে আছি। সেটা হচ্ছে যে আ আমি কিন্তু মানে ১ম দিকে আমার টার্গেট ছিল যে অনার্স কমপ্লিট এর পরে আমি আসলে সরকারি জবের চেষ্টা করব। আ কিন্তু সেই জায়গায় হয়নি আমার। এবং আমি কিন্তু হুট করেই আসলে প্রাইভেট কোম্পানিতেই চলে গিয়েছি। তো সেক্ষেত্রে উম এটা নিয়েও আসলে চিন অ্যা চিন্তা হচ্ছে দৈনন্দিন জীবনে যে সরকারি চাকরির প্রিপারেশন টা আমি কিভাবে নেব? কারণ হচ্ছে যেহেতু আমি এখন প্রাইভেট জব করছি। সেই সকাল ৯ টা থেকে দেখা যাচ্ছে সন্ধ্যা সা আ ৬:০০-৭:০০ পর্যন্ত আমাকে উম অফিসেই থাকতে হয়। এবং মাঝে, মাঝে ওভারটাইমও করতে হয়। তো সেক্ষেত্রে আমি বাসায় এসে এতটাই আসলে ক্লান্ত হয়ে পড়ি যে আমি <swallows> উম মানে সরকারি চাকরির যে পি অ্যা প্রিপারেশন বা BCS এর যে প্রিপারেশন সেটা আ নেয়ার এনার্জি আমার থাকে না। তো সেক্ষেত্রে কেন জানিনা এই জীবন নিয়ে আমি হতাশ। যে আ এতদূর আসলে পড়াশোনা করেছি অবশ্যই জীবনে কিন্তু ভালো কিছু করার জন্যই। কিন্তু সেই ভালো কিছুটা কেন জানি না আমি অ্যাচিভ করতে পারছি না। এমতাবস্থায় কি করা যায় নিজেও বুঝতে পারছি না।
আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা। উম জি। আচ্ছা। জি। আচ্ছা। জি, আসলে আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি। মূলত হলো আপনি ঘাবড়াবেন না। হয়কি? এটা অনেকের সাথেই হয় যে, তারা কাঙ্ক্ষিত পড়াশোনা করার পরেও, যে কাঙ্ক্ষিত চাকরি পাবে বা, কাঙ্ক্ষিত বেতন পাবে। এ এইটা কিন্তু অনেকের সাথেই হয়। তো আপনি মূলত চিন্তা করবেন না। ব্যাপারটা হলো কি? অনেক সময় অনেক সময় বুঝিয়ে দেয় যে আসলে নিজেকে অনেক ইমপ্রুভ করতে হয় আরকি। তো এর ফলে কি? আপনি যখন আপনার অভিজ্ঞতাকে, আপনার কাজকে ভালোবেসে যখন আপনি করতে পারবেন, প্রত্যেক কাজকে বা <smacks lips> নতুন, নতুন কিছু শেখার আগ্রহ পাবেন, এ্যা তখন কিন্তু বেশ আপনাকে ভালো মনে হবে। এইযে আপনি চাকরিতে ঢুকেছেন বেসরকারি চাকরি। তো এইটা যখন আপনি আনন্দ সহিত করবেন। আ তখন দেখবেন যে এর পাশাপাশি আপনি যে আপনার পড়াশোনায় যে আপনি বললেন আসলে ৯ঃ০০ টা থেকে ৬ঃ০০ টা, ৭ঃ০০ টা পর্যন্ত আসলে অফিসে থাকতে হয়। তখন কিন্তু এইযে মানসিক সৌন্দর্যভাবে যখন সু আনন্দ নিয়ে কাজ করতে পারবেন, তখন পরবর্তীতে আপনার নিজেকে সময় দিতে ভালো লাগবে। হয়তোবা একটু কিছু শিখলেন, কিছু জানলেন। এর ফলে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। তো আমি একটা আপনাকে প্র প্রশ্ন করতে যাচ্ছি বা, জানতে চাচ্ছি। সেটা হলো, এইযে আপনি যে বর্তমান বলতেছেন যে, "আসলে মানে জীবনে কাজ করে যাচ্ছেন। এ্যা কিন্তু মনে হচ্ছে এই কাজটা আমার জন্য না।" এবং এটা অর্থহীন মনে হচ্ছে আরকি। ব্যাপারটা এইরকম। তো এটা কি আপনার হাতে যখন স্যালারি পেলেন এ্যা আপনার কাঙ্ক্ষিত আ সার্টিফিকেট অনুসারে তখন থেকে কি মনে হলো যে, আসলে আমার কাজটা অর্থহীন হচ্ছে?
হুম। একদম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হু। হুম, হুম। একদম। আ হ্যাঁ আসলেও কিন্তু আমার আর ঠিক তখন থেকেই কেন জানিনা মনে হচ্ছে যে, এ আমার মানে আমি এইযে এ এত পরিশ্রম করে পড়াশোনা করেছি, লাস্ট পর্যন্ত গ্র্যাজুয়েশন এও কিন্তু আমার ভালো একটা আর রেজাল্ট ছিলো। তো সবকিছু মিলিয়েই আমার আমার যে মানে যোগ্যতা, এই যোগ্যতা অনুযায়ী কেনো জানিনা মনে হচ্ছে যে, আমি এ আসলেও মানে এ সেইরকম একটা মানে ভালো সেলারি বলি বা অ্যামাউন্ট বলি সেটা কিন্তু আমি পাচ্ছি না। আ আর এক্ষেত্রে মানে এ আমি যাদের সাথে কথা বলেছি আশেপাশের মানুষ তারা আসলে বলেছে যে "তোমার যোগ্যতা অনুযায়ী তুমি অবশ্যই পাবা। কিন্তু সেক্ষেত্রে তোমাকে আ বেশ কয়েক বছর অপেক্ষা করা লাগবে।" কিন্তু এটাই আমার কাছে সবথেকে আ উদ্বেগের কারণ যে, আমার তো যোগ্যতা এখনই আছে। তো সেই ক্ষেত্রে কেন মানে আরো কয়েক বছর অপেক্ষা করা লাগবে। কারণ অফিসের সিস্টেমটাই অবশ্যই এরকম যে, আ বছরে, বছরে আসলে সেলারি টা বাড়াই। কিন্তু সেক্ষেত্রে আ এই বিষয়টা নিয়ে আমার আ হতাশা বা উদ্বেগের কারন। যে আমি যদি আসলে মানে ভালো আ কোনো একটা সরকারি জব পাইতাম। তো সেক্ষেত্রে অবশ্যই আমার আ মানে আমার একটা সুন্দর ভবিষ্যৎ থাকতো। আমার মানে এগুলো নিয়ে হয়তো আমার চিন্তাই করা লাগতো না। কিন্তু সেক্ষেত্রে এমন একটা জীবনের ভিতরে আমি আসলে পড়ে গিয়েছি যে, এ মানে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও আমার কেনো জানি না এখন চিন্তা হচ্ছে বা সবকিছু মিলায়ে আমি আসলে চিন্তিত।
জি। জি। আচ্ছা। জি। জি, আসলে বুঝতে পারছি। অ্যা ব্যাপারটা হলো কি, যখন আপনি লক্ষ্য স্থির করে কাজ করেন অ্যা কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কিছু চাওয়ার আশায়, তখন কিন্তু দেখাচ্ছে অনেক সময় দেখাচ্ছে বিফল হলে কিন্তু লাইফটাই কিন্তু অনেক সময় অকেজো মনে হয়। তো আপনি নিজেকে আসলে অনেক কিছু বড়, বড় ভাব ভেবে নিবেন, যে আপনি সবকিছু করতে পারবেন। এর মধ্যে যেটা হয় সেটা আপনি করবেন। যেমন দেখাচ্ছে আপনাকে অনেক যেটা করতে ভালো লাগে, আ সেটা করবেন। আ হয় কি যে আপনি একটা লক্ষ্য স্থির করলেন, হুট করে অ্যা যদি কোনোভাবেই সমস্যা হয়ে যায়, তখন দেখাচ্ছে সেই লক্ষ্যের আর থাকতে মন চায়না। তখন একটা জীবনের মানে বৃথা হয়ে যায়। তখন ভালো লাগে না, যে আসলে কি করব, অস্থির লাগে। তো আপনি মূলত, আপনি যেহেতুক এই চাকরি করতেছেন, এর পাশাপাশি একটু ওইযে পড়াশোনা করবেন, অ্যা আস্তে, আস্তে নিজেকে অফিসে যে কাজগুলা হচ্ছে তার ফাঁকে, ফাঁকে নিজেকে সময় দিবেন। তো আপনি যখন ছোট, ছোট কাজ করে আনন্দের সহিত যখন কাজগুলা করতে পারবেন, তখন কিন্তু বেশ আপনাকে ভালো লাগবে। আ এর ফলে দেখাচ্ছে আপনার কাজ করার যে আগ্রহ, সেটাও বেড়ে যাবে। আর যেহেতুক আপনি প্রাইভেট কোম্পানির কথা বললেন, যে আসলে প্রত্যেক বছরে সেলারি বাড়তেছে বা প্রত্যেক বছরে খুব সহজে বাড়ে না। তো এখানে হচ্ছে কি, প্রাইভেট কোম্পানিগুলার হিসাব সেক্টর হলো একটা, যে আপনি তাদেরকে যতটা দিচ্ছেন, অ্যা ঠিক আপনাকে ততটা দিচ্ছে আরকি। তো আপনি যখন ফিডব্যাক ভালো দিবেন, যে দেখাচ্ছে কোম্পানি আপনার কাছে ভালো কিছু প্রফিট পাবে, করবে, অ্যা তখন কিন্তু কোম্পানিও আপনাকে ভালো পে করবে। তো এইজন্য দেখাচ্ছে আপনি মেন্টালিটি ভাবে আগে উম মেনে নিবেন, যে এই জবটা আমাকে সুন্দরভাবে করতে হবে। তখন দেখবেন যে আসলে বেশ ভালো লাগবে। কারণ হচ্ছে কি, অ্যা আপনার কাছে কিন্তুক একটা স্বপ্ন আছে, "যে আমি BCS এ চান্স পাবো, তারপরে হচ্ছে গভমেন্ট জব করবো।" সেক্ষেত্রে এই সর এই বেসরকারি চাকরিটা আপনাকে ভালো লাগতেছে না। এক্ষেত্রে দেখাচ্ছে ছ অ্যা ছ্যা কাজের প্রতি যে এক্স এক্সট্রা কাজ করবেন বা নিজের স্কিলগুলা ডেভেলপ কর উম ডেভেলপমেন্ট করবেন, সে ব্যাপারটাও কিন্তুক হচ্ছে না। আচ্ছা, আপনি একটা স্বপ্নের পেছনে ছুটতেছেন, অ্যা যে যার জন্য দেখাচ্ছে আপনার যে কাজটা বর্তমান করতেছেন, এটা কিন্তু ওই স্বপ্ন রিলেটেড না। যার ফলে আপনার কিন্তুক আসলে এমন লাগতেছে। তো আমি আরেকটা বিষয় আপনার কাছে জান জানতে চাচ্ছি; মানে এইযে আপনার যে স্বপ মানে বর্তমান যে স্বপ্ন ছিল, উম ফলে আপনি এখন বর্তমান যে একটু প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছেন বিভিন্ন স্ব আ প্রয়োজন অনুযায়ী, তো এর ফলে কি আপনার ঘুম, অ্যা তারপরে কোনো খাওয়া-দাওয়া বা বা চিন্তাশক্তি বা আপনার শেখা শক্তি কোনোভাবে কি কোনো অ্যা মানে খারাপ হয়ে যাচ্ছে?
হু, হু। একদম, একদম। হু, হু। একদম, একদম। হু, হু। হু, হু। একদম, একদম। আহ হ্যাঁ। আ আসলেও এরকম হচ্ছে আমার আ যেহেতু মানে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন থেকে কিছুটা হলেও এখন আমি আসলে পিছিয়ে পড়েছি বা, অন্য কোনো দিকেই আসলে আমাকে এখন অ্যা মানে কর্মজীবনটা আসলে অতিবাহিত করতে হচ্ছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমার উপরে কিন্তু বেশ কিছু প্রভাব পড়েছে। যেমন আ ঘুম বলি বা, খাওয়া দাওয়া বলি বা, মানসিক চাপের কথাই যদি বলি না কেন, এটাই আমার জন্য আসলে বেশি এখন ইদানিং কারণ হয়ে দাঁড় দাঁড়িয়েছে যে মানসিক চাপের আ যে বিষয়টা। তবে এখানে আ আপনি কিন্তু একটা সুন্দর কথা বললেন যে, হচ্ছে আ মানে প্রাইভেট কোম্পানিগুলোর সিস্টেমই আসলে এরকম যে আমি যতটুকু দিতে পারবো, সেই অনুযায়ী আসলে উম বেতন আ বাড়াবে অথবা, স্যালারি বাড়াবে। তো এই বিষয়টা কিন্তু আমার আ সত্যি বলতে খুব একটা জানা ছিল না। আ তো এক্ষেত্রে অবশ্যই মানে আমার কাছে এখন মানে ভালো লাগছে এই কথাটা শুনে যে, আ আপনি কোন কিছু একটা নতুন কিছু একটা আমি আসলে জানতে পারলাম বা, আ শিখতে পারলাম আপনার আ কথার মাধ্যমে। তো এক্ষেত্রে আরও কিছু আ একটু যদি আমি জানতে চাই যে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। যে হচ্ছে যে, এ এমন কোন কিছু কি আছে যে যেই জিনিসটা মানে আমি করতে পারলে আমার জীবনে যে হতাশাগুলো আছে, এগুলো মানে কিছুটা হলেও আমি নিজেকে রিকভার করতে পারবো?
জী, অবশ্যই। ব্যাপ জী। জি, অবশ্যই। আসলে মূলত হলো অ্যা এইযে আপনি যে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিস করতেছেন, কখনো ৬ টা বেজে যাচ্ছে। তো এর ফলে কি আপনি যেমন আপনাকে সময় দিতে পারতেছেন। দেখা যাচ্ছে, আপনি কখনো পড়াশোনা করতেছেন না নিয়মিত। আ তারপর যে আপনার স্বপ্নের জন্য কাজ করতেছে না। আপনি দেখা যাচ্ছে আপনার জীবনের তাগিদে কাজ করতেছেন। দেখা যাচ্ছে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি এ যে চাকরিটা করতেছেন, এটা কিন্তু আপনার জীবনের তাগিদে কাজ করতেছেন। কিন্তুক আপনার স্বপ্নের তাগিদে কাজ কিন্তুক আপনি করতেছেন না। এর ফলে কি? দেখা যাচ্ছে আপনাকে ডিফারেন্ট একটা রুটিন তৈরি করতে হবে। সেটা যদি ১ ঘন্টার জন্য হয়, আপনি আপনার স্বপ্নের যে কাজগুলা আছে যেমন আপনি বিসিএস এর চান্স পেতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা গব ভালো গভর্নমেন্ট চাকরিতে চা চাচ্ছেন। তো সেইজন্য প্রত্যেকদিন আপনি set up করে নিবেন যে এই ১ ঘন্টার সবচেয়ে সুন্দর একটা আমি সময় দেবো। যেটা আমার কাছে অনেক ভালো। তো এই ভালো সময়টাকে যতখন না আপনি স্বপ্নের পেছনে যাবেন, তখন কিন্তু আপনাকে এই কাজগুলাও কিন্তু যখন করবেন, তখন ভালো লাগবে। যে <smacks lips> যেমন সকালে উঠে যদি আপনি বিসিএস এ একটু পড়াশোনা করেন। তখন চাকরিতে গিয়েও হবে কি? আপনি এই পড়াগুলা কিন্তু মনে করতে পারতেছেন যে, হ্যাঁ, এটা, এটা হবে। ওটা, ওটা হবে। যখন হুট করে আবার ভুলে যাচ্ছেন, তখন আবার রাতের বেলায় যখন অফিস ফিরে আসতেছেন, তখন আবার একটু মনে করতে পারতেছেন, recovery করতে পারতেছেন, নতুন কিছু শিখতে পারতেছেন। তো এভাবে যখন আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করবেন, অ্যা তখন কিন্তু দেখবেন যে আপনাকে মানসিকভাবেও বেশ হালকা লাগবে। যে, না, আমি আজকে পড়াশোনা করলাম। অ্যা এটা আমার চাকরির জন্য অনেক ভালো। তো এভাবে কি করে দেখা যায় আপনার?
হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ অ্যা একদম আপনি কিন্তু খুব দারুণ একটা কথা বলেছেন যে হচ্ছে, আ এইযে এ্যা মানে আমার কাজের ব্যস্ততার ফাঁকে, ফাঁকেও যদি আমি একটু মানে নিজের আমার আ BCS প্রিপারেশন এর যে বিষয়টা এটা যদি আমি একটু, একটু করেও পড়াশোনাটা করতে পারি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু, একটু করেও যদি পড়াশোনা করি সেগুলো আমার যদি মনোযোগ দিয়ে করি তাহলেও কিন্তু মানে আমার ব্রেইনে সেই বিষয়গুলো গেঁথে যাবে। মানে ভুলে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু হয়তোবা হবে না। এবং অ্যা সাথে কিন্তু আরো বেশ কিছু কথা বললেন যেটা আসলে আমার মাথায়ই ছিল না। যে হচ্ছে, যেটা নিয়ে আমি সবথেকে বেশি আসলে ডিপ্রেশন এ ছিলাম যে, আমার আ যোগ্যতা অনুযায়ী আমি আমার সেলারিটা ঠিকভাবে পাচ্ছি না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে বললেন বা সুন্দর করে বুঝিয়েছেন যে হচ্ছে আ মানে আমি যেটুকু আসলে তাদেরকে দিতে পারবো সেই অ্যা সেই সেইভাবেই কিন্তু তারা আমাকে আসলে আ সেলারিটা দেবে বছরে, বছরে। তো এটা কিন্তু আমার আসলে জানা ছিল না।
জ্বী। জ্বি।
তো যাইহোক, আ আপনার সাথে কথা বলে কিন্তু আমার বেশ ভালো লাগবে। এবং আ সেই সাথে কিন্তু আপনি যে কথাগুলো আমাকে বললেন বা যে ছোট, ছোট উপদেশ, কথা দেয়ার কথাই যদি বলি না কেনো যে, যেগুলো দিলেন, আ সেগুলো শুনেও কিন্তু আমার বেশ ভালো লাগছে। এবং সেই সাথে আমি কিন্তু এগুলো আ কিছুটা হলেও মেনে চলার চেষ্টা করবো। আ যাতে আমার জীবন আসলে অর্থহীন মনে না হয়। তো যাইহোক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভালো থাকবেন।
জ্বী। হ্যাঁ এম হ্যাঁ মানে বেশ ভালো লাগতেছে হলো আপনি অ্যা পরামর্শগুলো শুনেই যে নিজেকে একটু শোধরানোর চেষ্টা করতেছেন। তো এইভাবে যখন আপনি কিছুটা হলেও ফলো করবেন, তখন দেখবেন যে ভালো লাগবে আরকি। তো আপনাকে সাহায্য করে পেরে ভালো লাগতেছে এবং শুভকামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ আপনাকে।
একদম, একদম। জ্বী।